ও আচ্ছা, <clicks tongue> আমি তো এই পাহাড়ের নাম শুনিনি, তাই জানিনা।
আহ <chuckles> আ এবং আ হচ্ছে তমা তুঙ্গি গিয়েছিলাম। তমা তুঙ্গি হচ্ছে তো বাংলাদেশের আ <smacks lips> জি, জি, জি। অ্যা তমা তুঙ্গি হচ্ছে আপনার আ বান্দরবান জেলাতেও আসলে। আর থানা হচ্ছে থানচি।
আচ্ছা, বনে কি বান্দরবানের? ও! আচ্ছা। আচ্ছা, তো এই যে বান্দরবনে তো আমি আরও কতগুলা খুমের নাম শুনেছি। নাফাখুম, উমিয়াখুম এরকম হ্যাঁ, এগুলা তে যান নি?
তো দেবতা খুম, আমিয়া খুম জি, জি। এগুলা সবগুলাই cover করেছি আসলে। তো আমার সবথেকে অ্যাহে ভালো লেগেছিল যদি বলি সেটা হচ্ছে, আপনার দেবতা খুম। দেবতা খুম মনে হয় আমার সবথেকে সুন্দর খুমের মধ্যে। তো এখন যদি আপনাকে একটু বলি যে <smacks lips> অ্যা পাহাড়ের কথা আপনি জানেন এবং গিয়েছেন তো আ পাহাড়টা আসলে আপনার কাছে কতটা রোমাঞ্চকর ছিল এবং আ trekking করাটা কতটা challenging ছিল আপনার কাছে?
<clicks tongue> আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, পাহাড়ের কথা যদি বলেন কংলাক পাহাড়ে যেতে এতটা বেশি কষ্ট হয়নি। ওই যে আপনি যেটা বললেন যে এখন চাঁন্দের গাড়ি একদম পুরো পাদদেশ পর্যন্ত যায়, তো এটাই আসলে হইছিল। আমরা যে চাঁদের গাড়ি নিয়ে গেছিলাম না? সেটা আসলে বিকেলবেলা অনেক সুন্দর করে একদম সেই পাদদেশ পর্যন্ত নিয়ে গেছে। এরপরে একটু হালকা ওই যে বাঁশের লাঠিগুলা নিছিলাম, নিয়ে হালকা একটু কষ্ট হইছে। পরে উঠে যেতে পারছি। কিন্তু আমার ক্ষেত্রে সব থেকে কষ্ট হইছে আমি কিছুদিন আগে শ্রীমঙ্গল গেছিলাম। তো শ্রীমঙ্গলে যাওয়ার পর হ্যাঁ। দুই হাজার দশ সালে একটা হ্যাঁ। ২০১০ একটা ঝর্ণা আবিষ্কার হইছে, হামহাম ঝর্ণা। তো ওই ঝর্ণা টায় আমরা গেছিলাম, আমরা ৪ জন মিলে গেছিলাম। যাওয়ার পর, ওখানে গাইড নিয়ে যেতে হয়েছে এবং টোটাল আমাদের ৫ ঘণ্টার মতো লাগছে, ওখানে গিয়ে ফিরে আসতে। ওখানে সর্বোচ্চ আমরা ১০ মিনিট ছিলাম, এর বেশি ছিলাম না। মানে পুরোটাই কিন্তু আমাদের জার্নি ছিল এবং ট্রেকিং ছিল। ঝিরিপথ দিয়ে তারপরে সেই কত পাহাড় ডিঙ্গিয়ে পাহাড়টার নাম ছিল অনেক সুন্দর একটা নাম চম্পক পাহাড়। তো ওই চম্পক হ্যাঁ, চম্পক পাহাড় ডিঙ্গিয়ে, ঝিরিপথ ডিঙ্গিয়ে যে আমরা গেছি এবং আসছি, এটা আমার কাছে আসলে সব থেকে বেশি আসলে রোমাঞ্চকর ছিলো। কারণ সেই পাহাড়ে ছোট বড় অনেকগুলো খাদ ছিল, অনেক বেশি ভয় লাগতেছিল। একদিকে একদম খাড়া খাদ আর আরেকদিকে হচ্ছে বাঁশ ছিল। সেই খাড়া খাদের ধার দিয়ে চিকন রাস্তা, জাস্ট কল্পনা করুন। <chuckles> তারপর হ্যাঁ। তারপর পাহাড় থেকে যখন অপর পাশে যখন নামবো, তখন একদম খাড়া পাহাড় নেমে গেছে, সেই খাড়া পাহাড়ে অনেক ভয় লাগতেছিল যে কিভাবে নামবো। একবার যদি পাপ স্লিপ করে পড়ে যায় তাহলে পুরোনো একদম এত নিচে পড়ে যাবো যে হাড়-হাড্ডি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো ওখানে আমার ওখানে দেখেছি পরে স্থানীয় যারা গাইড হিসেবে যারা কাজ করে না? ওনাদের তো আসলে জীবিকার এটাই মাধ্যম। তো ওনারা অনেক সুন্দর করে সেই পাহাড়ের গায়ে খাঁজ কেটে, কেটে পা রাখার মতো ব্যবস্থা করছিল। তো আমার কাছে এটা অনেক বেশি রোমাঞ্চকর লাগছে। আপনার কাছে কীরকম? যের পাহাড় বেশি পাহাড় ট্রেকিং করা বেশি রোমাঞ্চকর লাগছে নাকি সমুদ্র সৈকতে সার্ফিং করা?
হুম, হুম, হুম। জি, জি। উ উ জি, জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। একদ আচ্ছা। হুম। চম্পক পাহাড়, জি। জি, জি। বার্স, জি। একদম, আম <chuckles> জি, জি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। একদমই। আহা হুম, হুম, হুম। একদ একদ

না, এই ক্ষেত্রে আমি আপনার সাথে একদমই একমত যে, আ পাহাড় ট্রাকিং করাই আসলে আমার কাছে বেশি আ রোমাঞ্চকর এবং হামহাম ঝর্ণার কথা যেটি বললেন আ সেটি আসলে আমিও আ কয়েক বছর আগে গিয়েছিলাম এবং আ যতদূর আমার মনে হয় যে আ রাত এটেই এই আ ঝর্ণাটি এসেছি আসলে হচ্ছে রাজকান্তী নামক একটা জঙ্গল আছে এ। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। হ্যাঁ, ইন্ডি এটা, এটা বলেছিল ওখানকার ওই স্থানীয় লোকগুলা বলেছিল যে ওটা নাকি ইন্ডিয়ার সীমান্তে পড়েছে।
জি, জি, জি, জি। এই রাজকান্তী আ জঙ্গল পেরিয়ে আসলে ঝর্ণাটি আসে এবং আপনি দেখবেন যে ঝর্ণার পানি কি পরিমাণ ঠান্ডা এবং কি অসাধারণ আসলে।
হুম। একদম ঠিক বলেছেন। পা জমে যাচ্ছিল আমাদের। আমরা যে পা ডুবাইছিলাম আর আমরা গিয়েছিলাম মোটামুটি প্রায়, অ্যা জানুয়ারি মাসের ওই দিকে। তো একদমই মানে পা পুরো ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছিল, এরকম অবস্থা।
আচ্ছা, আচ্ছা। একদমই এবং আরও একটি কথা না বললেও নয়। আমি আসলে তিনদু গিয়েছিলাম। আ তো তিনদুর এমন চ্যালেঞ্জিং ছিল ওটা আসলে আ আ বাইক নিয়ে গিয়েছিলাম কিন্তু, উঠেছি। কিন্তু তিনদু একটি গ্রাম, সেই গ্রামটি হচ্ছে থানচি থানায় অবস্থিত। ওই গ্রামটি হচ্ছে আপনার পাহাড় থেকে ৭ কিলোমিটার নিচে, 7.25 কিলোমিটার। তো 7.25 কিলোমিটার বাইক নিয়ে নামা আ প্রচণ্ড রকমের চ্যালেঞ্জিং ছিল, যে রিস্কি ছিলো। এবং ওখানে যেয়ে দেখলাম আমরা তো মোবাইল তো কাজ করছেই না এবং আমাদের কাছে না, না, না কোন নেটওয়ার্ক নাই এবং ওই গ্রামে একটি মাত্র টেলিফোন। ১৯-টা পরিবার থাকে ওই গ্রামে। একটি টেলিফোন, স্যাটেলাইট ফোন। ওর মাধ্যমে আপনি শুধু আ বিজিবি কন্ট্রোল রুম-এ কথা বলতে পারবেন, আর কোথাও না। তো একদম পুরো একটা বস বাইরের আধুনিক দুনিয়া থেকে কিন্তু সেখানে আলাদা, এবং ওখানে কিন্তু এখনো বিনিময় প্রথা চলে। টাকা কিন্তু ওর ওইখানকার ছোট, ছোট যে বাচ্চারা আছে ওরা কিন্তু টাকা কি জিনিস, মোবাইল কি জিনিস এগুলা জানে না। <chuckles> তে এ
আচ্ছা। হুম। হুম। হুম, বাহ! এটা অনেক রিস্কি। অনেক, অনেক, অনেক বেশি ঝুঁকিপূর্ণ আসলে। হ্যাঁ, মানে signal পায় না? আচ্ছা। ওহ, না। একদম। হুম। ও আচ্ছা, আমার কাছে অনেক ভালো লাগলো এবং, ইন্টারেস্টিং লাগলো আপনার কথাটা শুনে এবং আমার যেতে ইচ্ছে করতেসে যেতে ইচ্ছে করতেছে যে সেটা আসলে কেমন, গিয়ে একটু দেখি। অনেক মানে আমি এখনো ভাবতে মানে আমার চোখের সামনে ভাসতেছে সেই গ্রাম, সেই ফোন ছাড়া, আধুনিকত্তর কোনো ছোঁয়া ছাড়া সেই গ্রাম, এত নিচে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক কিছু জানতে পারলাম এবং আমি, আমার যেহেতু সমুদ্র দেখা হয়নি, অবশ্যই আমি সমুদ্রে ঘুরতে যাব।
হ্যাঁ। অবশ্যই। হুম। ছিলো। অপূর্ব, অপূর্ব। জি, জি। অবশ্যই, অবশ্যই এবং আপনার জন্য অনেক শুভ কামনা রইল। আপনি যেন সমুদ্রে ঘুরতে যেতে পারেন। আপনার পাহাড় ট্রাকিং সম্পর্কে অনেক অভিজ্ঞতা আ শুনলাম এবং বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।